হ্যাঁ, আসলে বলতে গেলে কি যে, এরকম হয়েছে আমার ক্ষেত্রে। যে, মানে কি বলে রাত্রে যে, খাওয়া-দাওয়ার ক্ষেত্রে বা এরকম ঘুমের ক্ষেত্রে মাঝেমধ্যে এরকম অনিয়ম হয়ে যায়। যে, ধরেন রাত্রে একটু দেরি করে খাইলে, হয় কি যে, আ কি বলে মানে digestive system টা একটু বেশি কা কাজ করতে থাকে তো ঘুমটা সহজে আসতে চায় না। তো এর জন্য মানে প্রথমত একটা জিনিস চেষ্টা করি, যে, আ রাত্রে যে, খাবারটা আছে ওইটা একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়ার বা মানে যাতে এক দুই ঘন্টার একটা গ্যাপ থাকে আমার ঘুমানোর টাইমের সময় আর আ খাওয়া রাত্রে যে, খাবারটা আছে ওটার মধ্যে একটা আব আ পার্থক্য রাখি আরকি।
হুম। হুম। হুম। আচ্ছা। হুম। খেয়ে নাউ একটু তাড়াতাড়ি আচ্ছা। আচ্ছা। তাহলে ওইটা স শরীরের জন্যও তো ভালো আসলে, তাই না? আচ্ছা তো জি।
হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। আর অ্যা অ্যা জি। আরেকটা জিনিস খেয়াল করছি কি যে, দেখা যায় মানে রাত্রের ঘুমটা যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু পরের দিনও আরকি খুব ভালো যায়। যেমন আ মানে এই জিনিসটা হয়েছে আমার ক্ষেত্রে যে, আ পরের দিন খুবই actively আমি কাজ করতেছি বা আ মানে হ্যাঁ, আবার দেখা যায় পড়াশোনা যেগুলো করি ওটা দেখা যায় মনেও থাকে ভালো যে, রাত্রে ঘুমটা ঠিক থাকলে আরকি। আর যদি ঠিক না থাকে তাহলে সমস্যা হয়। জি, জি।
হুম। ভালো যায়। productive হয় আসলে। জি। জি, ওরাও থাকে। আচ্ছা এটা আসলে চমৎকার বললেন! সমস্যা হয়। আচ্ছা এই যে, আপনি কি আসলে কখনো ঘুমের আগে কোন meditation বা relaxation এর যেই technique টা সেটা কখনো ব্যবহার করেছেন?
অ্যা হ্যাঁ। আসলে বলতে গেলে কি যে, এরকম আ meditation তো বা তেমন এমন একটা করা হয় না কিন্তু একটু রাত্রে বেলা যদি মনে করেন এরকম থাকে যে, একটু দুশ্চিন্তার মধ্যে আছি বা আ দেখা যায় একটু টেনশন ধরেছে তখন দেখা যায় একটু হাঁটাহাঁটি করি আরকি। যে, দেখা যায় এক জায়গায় বসে থাকার চেয়ে মানে আ হাঁটাহাঁটি করলে আমার কাছে একটু বেশি মানে আ ভালো লাগে বা হ্যাঁ, হ্যাঁ, নিদ্রাটা একটু ভালো হয়। আর এর পাশাপাশি একটা জিনিস মানে একটা কি বলে রুটিন এর মধ্যে এড করেছি। যে, আ কি বলে? যে, আ physical যেই exercise গুলা আছে যে, আ শারীরিক কসরত ঐটাও দেখা যায় অনেক কাজে দেয় আরকি। যে, আ মানে ক্লান্ত হয়া যদি থাকি এ সারা মানে একটু ব্যায়াম করার মাধ্যমে তো এই জিনিসটা কিন্তু অনেক কাজে দেয় আরকি। ঘুয়া রাত্রে ঘুমটা ভালো হয়। একদম। জি, জি।
হুম। জি। ও। মানে একটু টায়ার্ড হন তখন আসলে ঘুমানোটা আসলে ভালো হয়, তাইনা? হুম। হুম। জি। তখন আসলে ভালো লাগে। টা ভালো হয়। আচ্ছা। তো এই যে, আপনি কি কখনো এই যে, sleep tracker বা স্মার্ট ওয়াচ দিয়ে ঘুমের পরিমাণটা মাপেন? যে, আসলে কতক্ষণ ঘুমালাম। এই জিনিসগুলো আসলে

আসলে বলতে গেলে কি ঘুম ঠিক রাখা কিন্তু আ মানে আমাদের জীবনের জন্য খুবই জরুরি এক কথায়। এজন্য একটা রুটিন কিন্তু তৈরি করা হয়েছে আমার জন্য যে দেখা যায় আ রাত্রে কি, কি করলে আমার ঘুমটা যেন ঠিক মতন হয় বা ঘুম এ মানে তাড়াতাড়ি আসে এই জিনিসটার জন্য একটা ব্যবস্থা কিন্তু নিয়ে আছি নি নিয়ে রাখছি আরকি এক কোথায়। তো এই রুটিনের মধ্যে দেখা যায় কি যে বিভিন্ন ধরনের কাজ থাকে যেটা এক কথায় মাঝেমধ্যেই একটু বাধ্যতামূলক হয়ে যায় আমার জন্য। তো এই জিনিসটা মানে দেখছি কি যে মানে যখন আরকি ই থাকে কি বলে রুটিনের মধ্যে আমি কিছু মানে হ্যাঁ, হ্যাঁ। তবে ঘুমগুলা এক কথায় ভালো হয় এক কথায়। আর তো জি এই জিনিসটার মধ্যে দেখা যায় কি যে রাতের ঘুমটা মানে ইম্পোর্টেন্ট আমার কাছে এর এর জন্য লাগছে যে দেখা যায় আ যে রাত্রে যে ঘুম ওইটার উপর ডিপেন্ড করতেছে আবা পরের দিন কেমন যাবে। হ্যাঁ, হ্যাঁ একদম, একদম। তো এই জিনিসটার জন্যই আ জি, জি আমার
জি। হুম। সুন্দর মতো হয় জি। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা। হুম। মধ্যে থাকে তখন আসলে সুন্দর মত করতে পারেন আসলে, তাই তো? ভালো হয়। হুম। অনেক, অনেক জরুরি। এটার উপর নির্ভর করে আসলে পরের দিন কেমন চলবে সেটা আসলে তাই না? আচ্ছা। বেশ চমৎকার বললেন। জি। আচ্ছা জানতে চাচ্ছিলাম যে এই যে ঘুমের আগে আপনি কি কখনো ধরেন টিভি দেখেন বা ফোন আসলে ব্রাউজ করেন কিনা? এটা আসলে যদি একটু বলতেন।
এই <chuckles> জি, জি এই জিনিসটা আসলে হইতো কি যে দেখা যায় যে প্রথম দিকে আমার কাছে এরকম লাগতো যে আ যখন মোবাইল ফোনটার প্রতি একটু বেশি আকশ আসক্তি ছিল তখন দেখা যাইত রাত্রেবেলা মানে ফোন ব্যবহার করেই চলে যাচ্ছে এক কথায়। তো এই জিনিসটা যখন একটু বুঝতে পারলাম যে না এটা একটু পরিবর্তন আনা দরকার বা এটা আমার ঘুমের জন্য ভালো না আরকি। তো পরে বুঝলাম যে না এই জিনিসটা পরিবর্তন আনা দরকার তো একটু এই ফোন থেকে একটু দূরে থাকার জন্য বিভিন্ন ধরনের আ কাজ করা শুরু করলাম। যেমন দেখা গেলো আ ১ম ত ডিএনডি মোড যেটা আছে ঐইটা একটু অন করে রাখি যে দেখা যায় রাত্রে যদি কেউ ফোন আ কি বলে কোনো একটা ফোন দেয় বা মেসেজ দেয় তখন যেন আমাকে মানে আমি যেন ঐ যে ঐ জিনিসটা যেন থাকে না যে হ্যাঁ, হ্যাঁ একদম, একদম।
হুম। জি। হুম। এটা ঠিক বলেছেন আ জি। জি। ভালো না, জি। হুম। আচ্ছা। জি, জি, জি। মানে আপনি যে ঐটা না পান। কোনো নোটিফিকেশন একদম জি। আচ্ছা এই যে বললেন তো যে আগে আসলে এটা করতেন। হ্যাঁ? এই যে টিভি দেখতে বা ফোন দেখতেন আসলে। এখন আসলে সেটা আর তেমন করা হয় না। তো সেক্ষেত্রে আপনি ঘুমের আগে কি করেন? একটু বই পড়েন বা গান শুনেন নাকি আসলে আ নামাজ মানে প্রার্থনা করে থাকেন সেটা আসলে কি? একটু জানতে চাচ্ছিলাম।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আসলে বলতে গেলে কি যে, যে ঘুমের আগে মানে এই যে আ ফোন না থাকলে কিন্তু অন্য কিছু একটা করতে ইচ্ছা করে। তখন দেখা যায় কি যে আমি একটা মানে গল্পের বই রাখি মানে হাতের কাছে যে দেখা যায় মানে একটা কি বলবো যখন বইটা একটু পড়া হয় দেখা যায় যে ঘুমটা আরো তাড়াতাড়ি এসে পড়ে আমার জন্য। আ মানে এই, এই, এই জিনিসটা আমার জন্য খুবই কাজে দেয়। তো মানে তখন বই পড়ার পরে দেখা যায় যখন ঘুম আসতেছে তাহলে তো ভালো আর যদি এরকম হয় যে একটু মানে মাঝে মধ্যে এরকম ধরেন বই পড়েও মানে শান্ত করা যাচ্ছে না মনটাকে তো তখন দেখা যায় একটু ব্রিদিং এক্সারসাইজ করি আরকি যে আ শ্বাসপ্রশ্বাসের যে একটা ব্যায়াম আছে ঐ জিনিসটা করে থাকি দেখা যাচ্ছে ঐটাও আ মাঝেমধ্যেই একটু কাজে দেয় আরকি ঘুমানোর জন্য বা তা আ তাড়াতাড়ি ঘুমানোর জন্য এটা একটু কাজে মানে আসছে আরকি জি, জি।
হুম। হুম। হুম পা বের করে একদম। হুম। জি। হুম। আচ্ছা তখন? উহুম। হুম সেটা আসলে ভালো লাগে। আচ্ছা চমৎকার। আচ্ছা কখনো কি চেষ্টা করেছেন রাত্রে আসলে মানে ঘুমের আগে এমন কোন পানীয় খাওয়ার থাকে না। বিভিন্ন হারবাল টি থাকে কিংবা গরম দুধ খেলে তখন কিন্তু ঘুমটা ভালো হয়। তো এগুলো কি এখন কখনো আসলে চেষ্টা করেছেন কিনা? জানতে চাচ্ছিলাম।